আ না, আমি যেমনটি থাকছি সবসময় এমন না, যে আমি যেমনটি থাকছি সে তেমনটাই প্রিয়। আ বহিঃপ্রকাশ তো অবশ্যই হয়। কারণ আ আমারও দেখা যায়, যে অনেক সময় আপ ডাউন হতেই পারে। হ্যাঁ, যে উঁচু নিচু হয়েই যায়। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি যেমন একটা বা নতুনত্ব কিছু, পড়ার বিষয়ে এটা একটু আম প্র্যাকটিস করি, যে নতুন, নতুন কিছু শিখব। তো সেটা দেখা যায় যে কখনো আ বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যেভাবে রুটিন মাফিক চলার চেষ্টা করি, আমি চেষ্টা করি যে এটাকে আরো ভালোভাবে তৈরি করার, যেন আরো ভালো ভাবে আমি কিছু শিখতে পারি। হ্যাঁ? যেমন
আচ্ছা, বেশ! জ্বি, হতেই পারে। হু, হু। জ্বি, জ্বি। বুঝতে পারছি। অভ্যাসের সাথে, সাথে এবং অভিজ্ঞতার সাথে, সাথে আরো ভালো করে নেওয়া। জ্বি, বলছিলেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরো ভালোভাবে শিখতে পারি। তো এরকম দেখা গেছে যে অনেক সময় হয়, যে এত বেশি চাপ, এত বেশি মন খারাপ হয়ে যায় যে তখন আর আসলে কিছুই ভালো লাগছে না। যদিও আমার কোন একটা কমতি আছে, সেটা যে শিখবো সেটাও আর মন চাচ্ছে না।
হু, হু। আচ্ছা, আচ্ছা, বেশ, বেশ বুঝতে পারছি। হ্যাঁ, হয়ে যায় অনেক সময়। ঠিক তাই।
এরকমটা অনেক সময় হয়ে যায় যে ভেঙে পড়ি হ্যাঁ, তো সে সময় চেষ্টা করি যে না আসলে এই বিষয়ে আমাকে আরো বেশি জোরদার দিতে হবে। আরো বেশি আ নিজেকে বলা যায়, যে অভ্যাসে পরিণত করতে হবে। এই বিষয়গুলো যেটাতে আমার কমতি আছে হ্যাঁ তো
জোর দেওয়ার ক্ষেত্রে আপনি সেখানে একটু হয়তো বেশি মনোযোগী হচ্ছেন এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে ছোট, ছোট বিষয়গুলো সংযুক্ত করছেন। খাবার-দাবারের অভ্যাসের মধ্যে সৃজনশীলতা কিংবা পোশাক কিংবা শালীনতা অ্যা কিংবা পরিবার গুছিয়ে রাখার ক্ষেত্রে আপনার কোন সৃজনশীলতা কাজে লাগে কিনা, এই রুটিন এর মধ্যে যাওয়ার ফলে?
বেশির হুম, হুম, হুম। করছি জি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই খাবার-দাবারের ক্ষেত্রে বলবো, যে রান্না-বান্নাও একটা কি বলবো যে উম সবার ক্ষেত্রে রান্না-বান্না করাটা কিন্তু খুব অ্যা সহজ বিষয় না। এটাও কিন্তু একটা স্কিল হ্যাঁ, যে আমি সুন্দরভাবে রান্না করতে পারছি, এটাও কিন্তু একটা সৃজনশীলতা। আর শুধুমাত্র যে কাজে কর্মেই সৃজনশীলতা হয়, তাও কিন্তু না। পরিবারের অনেক কিছুর মধ্যেও, পরিবারের কাজের মধ্যেও অনেক সৃজনশীলতা প্রকাশ পায়, মানুষের মধ্যে হ্যাঁ? তো আর্ট বলা যায়, যে ঠিক আছে একটু সুন্দর করে গুছিয়ে রাখার মধ্যে দেখা যায়, যে বাসাটার আর্টটাই চেঞ্জ হয়ে গিয়েছে, লুক টাই চেঞ্জ হয়ে গিয়েছে। খাবারটা পরিবেশন করছে কিভাবে, রান্নার স্বাদটা, কতটুকু সেটাও দেখা যায় যে নতুন, নতুন অনেক কিছু অ্যা এড করে দেয়। তো আমার কাছে সব কাজেই আমার কাছে মনে হয় যে একটু মন দিয়ে বা একটু ভালোভাবে করলেই দেখা যায় যে সেটার মধ্যে একটা সুন্দর সৃজনশীলতা ফুটে উঠে একদম, একদম।
নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। জ্বি, নিশ্চয়ই। বাহ! চমৎকারভাবে বললেন সেটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ! চমৎকার! জ্বী, জ্বী, জ্বী। প্রকাশ পায় বা ফুটিয়ে ওঠে বাহ! চমৎকার অ্যা চমৎকারভাবে বলছিলেনও আপনি এবং আপনার অ আ কথাতেই বুঝতে পারছি যে অ্যা আপনার ভেতরে সেই আকাঙ্ক্ষাটা, সেই সৃজনশীলতা রূপকার করার জন্য সেই আকাঙ্খাটা আপনি প্রবলভাবে রয়েছেও আপনার ভেতরে। তো কোন কিছু কি অন্যর দ্বারা প্রভাবিত হন? যে পরিবারের অন্য সদস্য আপনাকে সহযোগিতা করে কিনা? এই ব্যাপারে কিংবা আপনি কি কারো দ্বারস্থ হন কিনা? সেটা হতে পারে ব্যক্তি আ কিংবা কোন electronic media পি আউ ইন্টারনেট, কম্পিউটার এগুলোর সঙ্গে কোন কিছুভাবে সংযুক্ত হয়ে আপনার সৃজনশীলতা কিংবা অভ্যাসের উপর কোন প্রভাব ফেলে কিনা?
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, রয়েছে জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

আ বাগান বিলাসের কথা বললেন, এটা তে আমার ছোট্ট বাগানটার কথাই মনে পড়ল। <chuckles> আমার আসলে যদিও আ গাছপালা নিয়ে আগে এরকমটা অত বেশি শখ ছিল না। কিন্তু এটা আসলে আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি। সত্যি কথা বলতে যে, আ বাড়িতে আমাদের অনেক গাছপালা আছে, যেগুলো আসলে দেখলে অ্যা যখন বাসায় যাই, তখন আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পাই। সুন্দর, সুন্দর ফুল বা বিভিন্ন কালারের ফুল এগুলো দেখে খুব ভালো লাগে। কিন্তু আমার কাছে সবসময় মনে হত যে, উম আমি আসলে এটা আ তৈরি করতে পারব কিনা, বা আমি এদের যত্ন নিতে পারবো কিনা। অবশ্যই গাছের একটা যত্নের বিষয় আছে। পানি দেওয়ার সময় মতো বা একটু পরিচর্যা করা। তো একদিন চেষ্টা করেছি, আমি আ যে ঠিক আছে শুরু করে দেখি ছোট, ছোট করে। তো অ্যা মাঝখানে একটু বিফলেও গিয়েছি। যেটা আসলে উম এহ, বলা যায় যে আ শুরু করতে যেয়ে, আবার দেখা গিয়েছে যে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু হাল ছাড়ার যে বিষয়টা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, বেশ চমৎকার! <chuckles> বাহ চমৎকার! তাই নাকি? বেশ চমৎকার, চমৎকার! বাহ! ভাল লাগে, ঠিক তাই। জ্বি, নিশ্চয়ই আছে। বাহ! তারপর? হ্যাঁ, বারবার চেষ্টা করার মধ্য দিয়ে হয়তো হাল ছাড়ার নেই সেই জায়গায় হইৎ হয়তো উতরায়ে উঠেছেন। ছোট্ট করে একটু জানার আগ্রহ বোধ করছি। অভ্যাসের মাধ্যমে যে আপনার রুটিন এবং রুটিন ওয়ার্ক এর মাধ্যমে যে সৃজনশীলতা, এখান থেকে আপনাকে ছোট্ট করে যদি জানতে চাই আত্মউপলব্ধি নাকি অন্যের দ্বারা প্রভাব? কোনটি বেশি আপনি পছন্দ করেন?
হ্যাঁ। এ অ জি। জ্বী, জ্বী। জ্বী। আ আত্মউপলব্ধি। অবশ্যই আত্মউপলব্ধি অন্যের দ্বারা প্রভাব তো অবশ্যই থাকে। অন্যকে দিয়ে অন্যকে দেখে অনুপ্রাণিত। কিন্তু আত্মউপলব্ধি না হওয়া পর্যন্ত এটাকে আসলে ধরে রাখা যায় না, বা অভ্যাসে পরিণত করা যায় না একদম হ্যাঁ, মানুষ আর কত বেশি অনুপ্রাণিত করতে পারে। করবে কিন্তু সে আর কত প্রভাব ফেলতে পারে? যতক্ষণ না পর্যন্ত নিজের উপর ওই জিনিসটা ব্যা তৈরি হয়, যে না আমাকে করতে হবে বা আবার অভ্যাসটাকে গড়ে তুলতে হবে, ততক্ষণ না পর্যন্ত আসলে ওই জিনিসটা করা যায় না। তো আত্ম উপলব্ধিকে অবশ্যই বলব যে আত্ম উপলব্ধি হওয়াটা বেশি জরুরি।
জ্বি, জ্বি। কঠিন হয়ে যায় কোন, কোন ক্ষেত্রে জি, জি। উহু। জ্বি, ঠিক তাই। জ্বি, জ্বি, জ্বি।

না, অবশ্যই পরিবর্তন তো থাকেই। মানুষ আসলে দৈনন্দিন যত কাজ কর করুকই না কেনো, জোর যতই আ একটা ন নতুন বা পুরাতন রুটিনেই চলুক না কেন, তার মধ্যে পরিবর্তন অবশ্যই থাকবে। দেখা যাবে, কোনোদিন হয়তো বা কাজের চাপ বেশি ছিল, মন খারাপ বেশি ছিল, কোনোদিন হয়তোবা একটু ভালো দিন গিয়েছে, কোনোদিন কোনো নতুন শিক্ষা পেয়েছে। তো, আমি চেষ্টা করি হচ্ছে যে, নতুনত্ব কী শিখেছি? সেটা নিয়ে লিখতে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে, ওই জিনিসটাই আসলে আমার সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে, বা কোন জিনিসটা আসলে আমার কম শেখা আছে? কোন জিনিসটা তার একটু শিখতে হবে? সে জিনিসটাও আমি ডায়রিতে লিখি জি, জি। একদম, এক
আচ্ছা, বেশ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বেশ। জি। বাহ! চমৎকার! সেটিতে আলোকপাত করা যায়, সেটার মধ্য থেকে। বাহ্! চমৎকারভাবেই আপনি বলছিলেন, এবং আ আপনার কথাতে বুঝা গেল যে, আপনি একটা সরল জীবনযাপন করছেন ঠিকই, কিন্তু সেখানে অভ্যাস গুলোকে সৃজনশীলতায় রূপ দেওয়ার ক্ষেত্রে আপনি অনেকগুলো কাজ করছেন। তার মধ্যে একটা, আ ডেইরি মেইনটেইন কিংবা রুটিন সময় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, এটা কি আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনে বেশি ঘটছে? নাকি আপনার কর্মজীবনে? নাকি আ অন্যান্য যে ক্ষেত্রগুলা রয়েছে, আপনার সঙ্গে যে পারিপার্শ্বিক চরিত্রগুলো রয়েছে, সবাই সেই এখানে জড়িত নাকি? আপনার আ আপ আসলে দৃষ্টিকোণটা কি, সেক্ষেত্রে?
একদম, একদম। জি। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। আ আ পারিবারিক বা কর্মজীবন ২ টোকেই বলব যে, ২ টোই যদিও আলাদা রাখা উচিত। কিন্তু আমি ২ টোকে মিলিয়েই লিখার চেষ্টা করি। আর কিছু, কিছু সময় চেষ্টা করি হচ্ছে, ছোটোখাটো কোনো একটা আ থাকে না যে, মোরাল স্টোরি, যেন বের হয়। এরকম করে আর কি লিখার চেষ্টা করি ম মাঝে মধ্যে, যখন মন খারাপ থাকে, যে আসলে কি শিখলাম এখান থেকে? উম আ পারিপার্শিক যে হ্যাঁ, হ্যাঁ, শিক্ষা নেওয়ার ব্যাপারটা। দেখা যায় যে, ছোট একটা গল্প হয়ে গিয়েছে। <chuckles> তো প কর্মজীবন, পারিবারিক জীবন বা পরিপার্শিক যে জীবনটা আরকি। তো, সেটা থেকেই মনে আ মাঝে, মাঝে চেষ্টা করি যে, ঠিক আছে যখন সময় পাচ্ছি, তখন আরকি, এগুলো নিয়ে একটা গল্প ছোটখাটো গল্প নিজের মত করে, আরকি তৈরি করে ফেলি।
জি। কর্মক্ষেত্রে। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। ঠিক তাই। শিক্ষা নেওয়ার বিষয়টা মা থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। বুঝতে পারছি।

বাহ! চমৎকার। আত্মউপলব্ধি থেকে অনেককেই আ হয়তো আপনার দ্বারা এ আপনি নিশ্চয়ই পরামর্শ দিবেন। যাতে করে বিভি আপন আপনার মত করে অভ্যাসগুলোকে রুটিনের মধ্যে নিয়েই সৃজনশীলতার ক্ষেত্রে। অন্যের জন্য অথবা ব আগামীর প্রজন্মের জন্য অথবা অন্য প্রফেশন এ রয়েছে আপনার মত যারা। তাদের জন্য কী পরামর্শ থাকছে আপনার পক্ষ থেকে?
অবশ্যই, অবশ্যই, জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ অবশ্যই বলবো যে, এ এখনকার যুগ পরিবর্তন হয়ে গিয়েছে। এখন অনেক কিছু অন সব কাজেই দেখা গিয়েছে। অন্যরকমভাবে আ ন নতুনত্ব চলে আসছে, হ্যাঁ? এখন অনেক সবারই মধ্যে স্কিল ডেভেলপ করার একটা বিষয় চলে আসছে। তো এক্ষেত্রে আমি বলব যে এই সৃজনশীলকল শিলতাগুলোকে বাড়ানোর জন্য সবারই উচিত। যে নিজের মধ্যে আগে নিজের মনকে শান্ত করে আসলে নিজেকে বোঝানো। যে না, আসলে আমার উম আমার আসলে যদি আমি এই যুগে এসে সৃজনশীলতা বাড়াতে না পারি বা সৃজনশীল না হই। তাহলে হয়তোবা কোথাও না কোথাও আমি হা হেরে যাবো, হ্যাঁ? কোথাও হ্যাঁ, হেরে যাওয়ার একটা। এই জিনিসগুলো যদি কেউ বোঝে বা মনে যদি উপলব্ধি করতে পারে। তাহলেই আমার কাছে মনে হবে যে সে আ দিন, দিন অভ্যাসের আ মাধ্যমে এই সৃজনশীলতা গুলা থেকে কি বলবো? যে বাড়াতে পারবে। জী, একদম।
জী, নিশ্চয়ই। জী, নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, বেশ, বেশ। হুম, হুম। হেরে যাওয়া থাকছে, হ্যাঁ। এগুলো বাড়াতে পারে জী, দিনদিন জী। বাহ! চমৎকার বলেছেন। আপনার আত্মোপলব্ধি অত্যন্ত চমৎকার এবং পরিবারের কাজের ফাঁকে আ এবং স্কুল জীবনে স্যারের কথা আপনি বলছিলেন। সেটিও শুনছিলাম এবং পছন্দের মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলছিলেন। এমনকি আপনার শাশুড়ির দ্বারা প্রভাবিত হয়ে অ্যা বাগান যে তৈরি করার কথা সেটিও বলছিলেন। আ চমৎকারভাবে আপনি সেটি বলছিলেন। একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, সৃজনশীলতা বাড়ানোর ক্ষেত্রে পরিবারের বাইরে যারা বিভিন্ন প্রফেশন এ থাকে। তারাও কি আপনার মতই করে ভাবা উচিত? নাকি তাদের ক্ষেত্রগুলো আলাদা, আলাদা হতে পারে? আপনি কিভাবে দেখেন বিষয়টি?
জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী, জী, একদম। বাগান তো আ জী। জী। আ ক্ষেত্র তো সবারই আলাদা, আলাদা হতেই পারে। কিন্তু সবার আসলে চিন্তাভাবনাও আলাদা। সবার আসলে মেইন গোল যেটা বলবো, যে লক্ষ্য যেটা বলব সেটাও আলাদা হ্যাঁ, সেটাও আলাদা। সবার ক্ষেত্রেই আলাদা, আলাদা হতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে উপলব্ধি হবে। যে আমার আসলে কিছু করা দরকার বা আমার এই সৃজনশীল জিনিসটা আছে। আমাকে এটা বাড়াতে হবে। তো ততক্ষণ না পর্যন্ত আসলে সে সেই জিনিসটা করতে পারবে না। তো সবার মধ্যে এই জিনিসটা আসলে নিয়ে আসা উচিত। যে আমি যেই কাজই করছি না কেন। সেটাই একটা নতুন কাজ বা সেটাই অনেক ভালো কাজ। এটাকে আমি যদি অভ্যাসের করেই সৃজনশীলতা বাড়াতে পারি। সেটা অবশ্যই আমার জন্য ভালো।
জী, জী। জী, লক্ষ্য উদ্দেশ্য যেটা। জী, ঠিক তাই। হুম, হুম। চমৎকার! বাড়াতে হবে। জী, ঠিক তাই। জী, জী। বাহ! চমৎকার!

না, আমি যে আমি যখনই আ দেখা যায় যে এই জিনিসটা নিয়ে চিন্তা করি তখন আমি দেখি যে আসলে আমাকে, উম সবাই অ অনেকেই অ আছে যে অনুপ্রেরণা দেয়। হ্যাঁ? কিন্তু আমি আ মনে করি সেই স্কুল জীবনের স্যারদের কথা যারা আসলে সবসময় বলত যে তোমরা রুটিন মেনে চলবা, হ্যাঁ? তো তখনও তো দেখা যায় যে আ স্কুলেরও কিছু ক্লাসের রুটিন থাকতো বা এত বেশি চাপ থাকতো এরপরে যে আসলে পড়াশোনা করা, বাসায় যেয়ে পড়াশোনা করা আবার সেগুলোকে বাড়ির যেগুলো কাজ আছে সেগুলো মেইনটেইন করা হয়ে উঠত না। অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক আ ছোটকালে অনেক বেশি খেলাধুলা এগুলোতেই মন থাকতো। কিন্তু স্যাররা তখনো ইনফ্লুয়েন্স করতো যে রুটিন মেনে চলো, রুটিন মেনে চলো, হ্যাঁ, তো ওই জিনিস গুলো এখনো মাথায় আসে ইভেন এখনো যদি বলি যে এখনো এমন অনেক মানুষ আছে। আমার একজন আপন মানুষ আছে, যার কথা বলবো আসলে তাকে দেখি আমি সবসময় হ্যাঁ, তাকে আসলে দেখি যে আ প্রতিটা সময় তাকে কিভাবে গুছিয়ে, গুছিয়ে প্রতিদিন একটা থাকে না যে আ পত্রিকা পড়ার অভ্যাস, হ্যাঁ? যেটা আসলে অবশ্যই সেটা অনেক কিছু শেখায়। অনেক কিছু নিয়ে জ্ঞান ধারণ করায়। তারপর দেখা যায় যে নিত্য নতুন সে অনেক কিছু আ খোঁজ করছে বা অনেক কিছু জানার চেষ্টা করছে, অনেক খবর পড়ছে। তো এগুলোই আসলে দেখা যায় যে মানুষকে আ অনেক কিছু জানান দেয় বা তার জ্ঞানকেও বৃদ্ধি করে। আবার এই অভ্যাসগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনুপ্রাণিত হয়, হ্যাঁ।
জি, জি। আচ্ছা। বেশ। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা বেশ। বুঝতে পারছি। রুটিন মেনে চলেন, ঠিক তাই। উ হু। জি, নিশ্চয়ই আমি শুনছি। উ হু, হু। জি, জি, নিশ্চয়ই হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি। জি। বা সেখান থেকে দেখেও অনেকটা অনুপ্রাণিত হয়। আপনি যেমনটি বলছিলেন যে, পছন্দের একজন মানুষ আছে, খুব কিংবা নিকট কোনো একজন মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হওয়া। কিংবা তাকে দেখে তার স খবর পড়া বলুন, খবরের কাগজ পড়া বলুন কিংবা অন্য কোনো কাজ। কাজের মধ্যে দিয়েই সৃজনশীলতা প্রকাশের ক্ষেত্রে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি যে, বাগান বিলাস হয়তো কারো অ একটা সৃজনশীলতার প্রকাশ পেয়ে থাকে। আ কিংবা আ কোনো কাজ করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন কখনো হয়েছিলেন কিনা?
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।